আমি না এমন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, যে এইখান থেকে কোন কুল কিনারা আমি খুঁজে পাচ্ছি না। যে আমার পার্টনার এর সাথে দেখা যাচ্ছে এত পরিমাণ আ ঝগড়া হয়ে যাচ্ছে এই টাকা পয়সা নিয়ে যে কোনভাবেই কমাতেও পারছি না, আবার নিজেকেও ঠিক করতে পারছি না। তো এটা নিয়ে না আমি আজকে বেশ অনেকদিন ধরে ভাবছি যে কিভাবে তাকে কন্ট্রোল করবো বা নিজের যে একটা মতামত সেইটা দেওয়া বন্ধ করে দিবো বা কি করব? কিভাবে যে সেভিংস গুলো হবে আর টাকা পয়সা নিয়ে কোন মারামারি হবে না সেটাই বুঝে উঠতে পারছি না।
ও! হুম, হুম। ওকে। হুম, হুম। ওকে। আচ্ছা তো আপনার কথা থেকে যেইটা বুঝতে পারলাম আপনার হয়তো মনোমালিন্য বা এইরকম কিছু হচ্ছে। তো এই যে এই কি টাকা পয়সার কোনথা বললেন আসলে এটা কি কারণে আসলে আপনে আপনাদের মধ্যে এইযে মতবিরোধটা আসলে তৈরি হচ্ছে? মানে এই যে অর্থ ব্যবহারের ক্ষেত্রে আসলে আপনি কখনো কি শপিং এর ক্ষেত্রে না মা আসলে এক্স্যাক্টলি কখন হচ্ছে সেইটা কি একটু বলবেন?
আসলে হচ্ছে কি যে আমি হচ্ছে অনেক বেশি এখন সেভিংস করার চেষ্টা করতেছি। দেখা যাচ্ছে যে, আমি একটা ছোটখাটো জব করতেছি, সে একটা ভালো জব করতেছে। তো তার আ দিক থেকে না সে ভালোই ইনকাম করতেছে। আমার থেকে অনেক বেশি আরকি। তো যাই হোক আ দেখা যাচ্ছে যে মাস শেষে আমি চেষ্টা করি যে আ মানে কম খরচ করতে। ১ম দিকে যখন বেশি টাকা থাকে তখন হালকা মানে একটু ঘোরাফেরা, খাওয়া-দাওয়া এইগুলো মানে আমি নিজেও চাই যে একটু বেড়ে যাক বা সমস্যা নেই। কিন্তু আ যখন হচ্ছে চেষ্টা করতেছি যে না হালকা একটু টাকা হলেও ২ জনের আ থেকে একটু, একটু করে জমাবো। কিন্তু তার কারণে না সেটা হচ্ছে না। দেখা যাচ্ছে যে, আ ধরেন আমি মাসের মধ্যে ১০- ১৫ হাজার টাকা আ এক্সট্রা রেখে দিলাম কোন অ্যাকাউন্টে বা ধরেন ড্রয়ারে। তো সে আমাকে না বলেই আ এইগুলো খরচ করে ফেলতেছে। ধরেন আ যেমন এই মাসের কথাটাই বলি, তার হচ্ছে কি একটা হেডফোনের দরকার ছিল। তো আমি বললাম যে, "তুমি একটা নরমাল হেডফোনই কিনে নাও। হেডফোন দিয়ে তো তুমি বেশিক্ষণ ইউজ ও করবে না, আবার বাসায়ও তেমন তুমি একটা থাকছো না।" কিন্তু তার কথা যে যখন কিনবই, একটা ভালোই দেখেই কিনি। মানে আমার কথা সে শুনলোই না, একটা বেশি দামের জিনিসপত্র কিনে ফেলল। আবার পাশাপাশি দেখা যায় যে, আ অনেক সময় হয় না যে সেল এ অনেক কিছু জিনিসপত্র থাকছে। আবার সামনাসামনি মানে অনেক রকম জিনিসপত্রতে আ ছাড় দেখে ফেলতেছে। যেমন ধরনের জিনিস মানে যেইগুলো দৈনন্দিন জিনিসগুলো লাগতেছে, সেইগুলো যখন কিনতে যায় অনেক কিছুতে ডিসকাউন্ট সে দেখে আরকি। তো আমি আসলে মনে করেছি যে যেইগুলো লাগবে সেগুলোই কিনো। এক্সট্রা কোনো কিছু কিনবে না বা ছাড়ে থাকলেও কিনার দরকার নেই। কিন্তু তার কথা হচ্ছে ছাড়ে যদি কিনি তখন তো আমাদের লাভই হচ্ছে। তো কিনব না কেন? এমনভাবে আসলে মতামত দিচ্ছে। আর যার কারণে কোন সেভিংসও হচ্ছে না, আবার ইমার্জেন্সি যদি কোনো কিছু দরকার হয় সেইটাও আমি কোনোভাবেই করে উঠতে পারছি না। তো কি যে করবো সেইটাই বুঝে উঠতে পারছি না।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, আচ্ছা। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ। বুঝতে পারছি। বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। থেকে, না আসলে আপনার কথা শুনে আসলে বুঝতে পারছি যে, আপনি মূলত হচ্ছে বাজেটটা নিয়ে আসলে আপনারা যেহেতু আসলে যে, আ আপনি আসলে অর্থটা আয় বুঝে আসলে ব্যয় করতে চাচ্ছেন। কিন্তু আসলে আপনার সঙ্গী আসলে একটু বলা যায় যে, একটু বিপরীত দিকে চলে যাচ্ছে, যেটি আসলে আ মানা যাচ্ছে না। তো এক্ষেত্রে আসলে জানতে চাচ্ছি যে, আপনি যেহেতু আসলে এরকম সমস্যায় পড়ছেন, তাকে শান্তভাবে আসলে বোঝানোরও চেষ্টা করছেন। তো এক্ষেত্রে যেহেতু সুবিধা পাচ্ছেন না, সেক্ষেত্রে কি আপনার টাকাটা কি আসলে আলাদাভাবে রাখেন? মানে আপনি যেহেতু বললেন আপনিও আয় করছেন, নাকি আসলে ২ জন একসাথে মিলিয়ে খরচটা আসলে ব্যবহার করছেন বা খরচটা করছেন?
জি। হু, হুম। হুম। আসলে হয় কি? যে আমাদের কিন্তু জয়েন্ট একটা অ্যাকাউন্ট আছে। আবার পাশাপাশি যখন হচ্ছে গিয়ে ও ক্যাশ টাকা উঠিয়ে নিয়ে আসতেছে। ধরেন আ চাকরি থেকে যে টাকাগুলো পাচ্ছে, অনেক সময় আমি বলতেছি যে, "টাকাগুলো রেখে দাও, জয়েন্ট অ্যাকাউন্ট এ শিফট করে রাখো।" কিন্তু সে বলতেছে যে, "না আমি যদি ক্যাশ হিসেবে রাখি, তখন যদি কোনো ইমারজেন্সি হয় আমাদের কাজে লেগে যাবে।" তখন আমি বলতেছি যে, "আচ্ছা ঠিক আছে ক্যাশ হিসাবেও তুমি রাখতে পারো। ড্রয়ারে আ রেখে দাও তালা দিয়ে।" কিন্তু ও কি করতেছে? যে ওখান থেকে টাকাগুলো নিয়ে, নিজের ইচ্ছা মতো ধরেন জিনিসপত্র কিনে আনতেছে। আবার এমনও হচ্ছে যে, তার ফ্রেন্ড দের সাথে কোথাও ঘুরতে চলে গিয়েছে। সেখানে পুরো বিল সেই দিয়ে ফেলতেছে। যদিও আমি অনেকবার বলেছি যে, "আমাদের বাজেট ইস্যু আছে, এক্সট্রা খরচ কোরো না।" বাট তারপরও মানে ও মানুষকে হেল্প করা বলেন বা বেশি টাকা দিয়ে ফেলা বলেন, সবকিছুই করতে আর এই যে খরচগুলো করতেছে বা কখনো ধারও দিতেছে। সেগুলো যে সে ব্যাক নিবে, সেরকমও আসলে তার কোনো মানি কাজ দেখতেছি না। মানি সে ব্যাক চাচ্ছে ও না। আবার পাশাপাশি যে জয়েন্ট অ্যাকাউন্টটা আছে, ওখান থেকে যখন খরচ করতেছে তখন তো আমি আ মেসেজ দেখতেই পারতেছি। তো তখন আসলে আমি ডিরেক্ট জিজ্ঞেস করতেছি যে, "কি কিনেছ বা কি করেছো? কেনো খরচ করেছ" তখন বলতেছে যে, "আমার লাইফ এ আমি যেভাবে ইচ্ছা হয় খরচ করি। তুমি কেনো এত আ মানি কথা বলতেছ? আ আ আম তোমার যদি টাকা দরকার হয়, তাহলে তুমিও কিছু খরচ করো। এতে তো কোনো সমস্যা নেই।" কিন্তু বুঝাতে পারছি না, যে যদি ফিউচার এ আমি আ এই টাকাগুলো জমিয়ে রাখি, তখন দেখা যাবে যে আমরা একটা ভালো বাসা নিতে পারবো বা যেকোনো যদি ধরেন অসুস্থ হয়ে যাই, তখন হচ্ছে এই টাকাগুলোই কিন্তু তখন দরকার হবে। মানুষের কাছে আর চাওয়া লাগবে না। কোনোভাবেই আসলে সে আমার কথাগুলো শুনতেছেই না।
হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। ওউ আচ্ছা। বুঝলাম। কে। ও। ওকে। হুম। বুঝলাম। তা ঠিক। হ্যাঁ, হ্যাঁ। একদম। ও! না আসলে আপনার কথা যেটুকু শুনলাম এবং শুনে আসলে বুঝতে পারছি যে, আপনার যেই আ সঙ্গী রয়েছেন, তিনি আসলে খরচের ব্যাপারে বাজেট মানছেন না। আপনি একটু বাজেট মানতে চাচ্ছেন এবং এই যে বাজেট না মানা এ নিয়ে আপনাদের মধ্যে মতবিরোধ তৈরী হচ্ছে। যেহেতু আসলে মতবিরোধ তৈরি হচ্ছে, আপনি কিন্তু আসলে চাইলে একটু আ তাকে অগ্রাধিকারগুলো একটু বুঝাতে পারেন যে কোনটা আসলে আপনাদের জন্য জরুরি। যেমনটা আসলে আপনি বললেন, যে আপনি সামনে একটি বাড়ি হয়তো একটি বাসা নিতে পারবেন যদি আসলে জমিয়ে রাখেন। এই যে জরুরি বিষয় বা আপনাদের যে ইচ্ছা বা লক্ষ্যটা সেটা কিন্তু আসলে তার সাথে একটু খোলামেলাভাবে আলোচনা করতে পারেন। এবং আ যেহেতু আসলে আলোচনা কুজ যদি করার চেষ্টা করেছেন কিনা আসলে এরকম যে আমি যেমনটি বললাম এবং করতে গিয়ে আসলে কোন মতবিরোধ সৃষ্টি হয়েছে কিনা বা আসলে অ্যা মতোবিরোধ বা করারই চেষ্টা করেছিলেন এরকম কি হয়েছে?
উম জি। হুম, হুম। হুম। হ্যাঁ। হুম, হুম। আসলে সত্যি বলতে গেলে আলোচনা যে মানি শান্তভাবে কোন আলোচনা, সেগুলো না আমি করিনি। দেখা যেত যে যখন সে খরচ করে ফেলতো, কোন কিছু কিনে নিয়ে আসতো, তখন আমি আসলে বলতাম যে "এটা করো না, ওটা করো না।" কিন্তু ওই যে ঠান্ডা মাথায় ধরেন কোথাও ঘুরতে গিয়ে বোঝানো বা ধরেন বাসায় যখন সে কোন কাজ করবে না, তখন কিছু গুছিয়ে সুন্দর করে বলা, এটা না হয়নি। দেখা যেতো আ এমন সময় বলে ফেলতাম হয়তোবা সে কোন কাজে ব্যস্ত থাকত বা কিনে ফেলার পরে মানে মানুষের একটা আ শান্তি অনুভব কাজ করে না? ওই সময়টায় আমি বলে ফেলতাম। তো তখন আসলে তার এ বেশি মাথা খারাপ হয়ে যেত। আবার রাগারাগি পর্যন্ত চলে যেত। ও তখন আসলে আমার কোন কথা শুনতো না। আর এই যে শুনতো না এমন করতে, করতে আমারও এখন ওর সাথে তেমন একটা কথা বলতে যে ইচ্ছা সেটা আর হয় না।
হুম, হুম। ও আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। এও বুঝলাম। তো আপনি আসলে যেমনটি বললেন এবং আপনার কথা থেকে আসলে যতটুকু বুঝতে পারছি যে, আপনারা হচ্ছে একটি সুন্দর শান্ত সময়ে ২ জনই আসলে কথা বলার সুযোগটা পাচ্ছেন না। যার ফলে আসলে এইরকম মত-বিরোধ তৈরি হচ্ছে। তো এই যে পর মত-বিরোধগুলো আসলে এগুলো কতদিন ধরে আসলে চলছে? মানে এটা আসলে আপনাদের যে দাম্পত্য জীবন আছে, সেখানে আসলে কতটুকু প্রভাব ফেলছে?
জি। হু, হু। আসলতে সত্যি কথা বলতে গেলে কি? যে প্রথম দিকে যখন আমরা মানে বিয়ে করে যখন আমি ওর বাসায় এসে মানে চলে আসি। তখন হচ্ছে গিয়ে প্রথম দিকে ও আমার সব কথাই শুনতো। যখন যা বলতাম, তখন সেটা মেনে চলত। তেমন একটা খরচ বা, এক্সট্রা খরচ গুলো সে করতই না বলা যায়। কিন্তু দিন, দিন যত বাড়তে থাকে যখন ওর বেতনটাও বেড়ে যায়, আবার হচ্ছে গিয়ে আমার, আমিও হচ্ছে ইনকাম করা শুরু করি। তখন থেকে না দেখলাম যে, ওর খরচ খরচের পরিমাণটাও বেড়ে গিয়েছে। আবার যতদিন যাচ্ছে ও আমার মনে হচ্ছে যে, কথাও কম শুনতেছে। আর এই ব্যাপারগুলো ঘটতেছে আজকে প্রায় ১.৫ বছর ধরে। আর মানে প্রথম প্রথম দিকেই যে সে সব টাকা খরচ করে ফেলতো, তা না। প্রথম দিকে দেখা যেত যে সে যেগুলো জাস্ট ডিসকাউন্টে আছে বা, আসলেও মনে হচ্ছে যে দরকারি, ওগুলো নিয়ে আসতো। কিন্তু এখন হচ্ছে গিয়ে যে, যেগুলো দরকারি নেই বা, বাসায় আসে আছে বা, ধরেন এক্সট্রা হয়ে যাচ্ছে ওগুলোও সে নিজের মতো করে কিনে আনতেছে। আবার পাশাপাশি মানুষের পেছনের হচ্ছে গিয়ে টাকাগুলো খরচ করে ফেলতেছে। যেগুলো কিনা তার দরকার নেই। আমাদেরও কিন্তু এমন না যে অনেক টাকা, বাজেট ইশ্যু থাকেই। কিন্তু সেই বাজেট ইশ্যু গুলো নিয়ে সে কোনরকম চিন্তা করছেই না।
হুম, হুম। ওউ! হুম। বুঝতে পেরেছি এবং আপনি আসলে যেমনটি বললেন এবং বেশ অনেক সময় ধরে আসলে এবং আলোচনার আসলে আপনি চেষ্টা আসলে ওইভাবে করা হয়নি। তো যেহেতু আসলে করেননি সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার লক্ষ্যটা এবং তার কী, কী ভুল আছে সেগুলো আসলে কিন্তু আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। পাশাপাশি চাইলে একজন ৩য় পক্ষ যেমন ধরেন কোনো কাউন্সিলর বা আপনি হয়তো যেখানে আপনার অর্থটা রাখছেন কোনো আর্থিক আ যেই পরামর্শদ দাতা যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আসলে একটু আপনারা কথা বলতে পারেন ২ জন। তখন কিন্তু আসলে উন ওনাকে বোঝাতে কিন্তু বেশ সহায়তা হবে। তো এইভাবে আসলে চিন্তা করে দেখেছেন যে আসলে কোনো একজন উ পরামর্শদাতার আসলে সাহায্য নেওয়া উচিৎ?
জি। হুম। উ হুম। না আসলে ব্যাপারগুলো হচ্ছিল কি যে, আমি নিজেই দেখা যাইজম আ যখন বেশি খরচ করে ফেলত, তখন নিজেই অনেক কিছু বলে ফেলতাম। কিন্তু আরেক ব্যক্তিকে নিয়ে এসে যে মানি তার থেকে হেল্প নিয়ে তাকে বুঝাইতে পারব, এসব বিষয় না আমার মাথায় একদমই ছিল না। মানে মনে হচ্ছিল যে আমিই তো সবকিছু হ্যান্ডেল করতে পারবো, কিন্তু দিন, দিন দেখছিলাম যে সবকিছু খারাপের দিকেই চলে যাচ্ছিল। হ্যাঁ, এখন আমারও মনে হচ্ছে যে ৩য় যদি কোনো পক্ষ থাকে তাহলে কিন্তু আমার হেল্পই হবে আবার আমার কথা যেহেতু ডিরেক্টলি এখন শুনতেছে না বা ঝগড়া পর্যন্ত চলে যাচ্ছে তো, আরেকজন ব্যক্তি হলে কিন্তু সে স সুন্দর করে মতামত দিতে পারবে, আবার বুঝাতেও পারবে, সে শুনবেও হয়তোবা।
হুম, হুম। ওকে। বুঝতে পারছি। হ্যাঁ। তা ঠিক। হ্যাঁ, একদম আসলে আপনি ঠিকই ধরেছেন এবং অ্যা আসলে আপনি এরকম ভাবে চেষ্টাও করতে পারেন। পাশাপাশি কিন্তু আপনি হচ্ছে যে তার সঙ্গে কথা বলা গুলো এবং আপনি যে গোলগুলা তার সাথে একটু আ ঐ যে বললেন আপনি হচ্ছে সময়টা দেখছেন। আপনি হয়তো একটু ছুটির দিনে যখন আসলে একটি ভালো সময় আসলে আপনাদের সামনে রয়েছে, তখন যদি বিষয়টা তুলে একটু সুন্দরভাবে আসলে বুঝিয়ে বলেন যে, "দেখো আমাদের তো আসলে স ই স অ্যা যতটুকুই আয় করছি, সেটা যদি পুরোটাই ব্যয় করি আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের বাচ্চার জন্য, বা আমাদের ফিউচার লাইফ এর জন্য আসলে কিছু করতে পারছি না। তখনকার জন্যে যদি কিছু টাকা রাখি হয়তো বিপদে" আপনি অসুস্থ বা উনি অসুস্থ হলেও ঐটা খরচ করতে পারি। এভাবে কিন্তু ঠান্ডা মাথা আসলে বু বোঝাতে পারেন তাকে। তখন হয়তো একটু বেশি সুবিধা পাবেন। তো এইভাবে কি আসলে কথা বলার কি চিন্তা করছেন কিনা বা আসলে এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে?
এই যে। হু, হু, হুম। হুম। হ্যাঁ। উম। হ্যাঁ, আইডিয়াটা কিন্তু অনেক বেশি ভালো। দেখা যাচ্ছিল যে, যেদিন, যেদিন ছুটি থাকত না? ঐ সময়টা আমি নিজের মতো করে কাটিয়ে নিতাম। সেও নিজের মতো হয়তো বা ঘুরত বা হচ্ছে ঘুমাতো। তখন আসলে কথা যে বলা যায় সুন্দর করে, বা কোথাও ঘুরতে গিয়ে সুন্দর করে বুঝিয়ে বলা, বা বাসায়ই ধরনের একচু অ্যা একটু ভালো কোনো কিছু রান্না করে, তখন গিয়ে মানে একসাথে ডিনারে বসে সুন্দর করে বুঝানো, এরকম আসলে কোনো কিছুই হচ্ছিল না। আবার পাশাপাশি আমি বলা যায় যে মানে যখন ঘটনাগুলো ঘটত, তখনই আসলে অনেক কথা বলে ফেলতাম। যার কারনে দেখা যেত যে সেও হয়তোবা একটু কষ্টই পেত। আর পরবর্তীতে আসলে আমার কথাগুলো তেমন আ গুরুত্ব দিত না। আর ধীরে, ধীরে কিন্তু আসলে গুরুত্বটা কমেছে বলে আমিও দেখতেছি।
উহুম। ওকে। বুঝলাম। হু, হুম। ওকে। হ্যাঁ, হ্যাঁ। বুঝলাম। হ্যাঁ এইটাই আসলে আপনার বিষয়টা বেশ ভালোভাবে বুঝতে পারলাম আমি। এইটা নিয়ে একটু বলা যায় যে মনকষ্টেও আসলে ছিলেন। তো এই যে মনকষ্টটা আসলে আপনার মধ্যে ছিল এবং আপনি আসলে তাকেও গুছিয়ে বলতে পারছেন না যে আপনি আসলে কেন চাচ্ছেন। সেইটা আ আসলে যে প পরামর্শগুলো দিলাম, সেইগুলো কি দিয়ে আসলে আপনি কাটাতে পারবেন বলে কি আসলে আপনি আত্মবিশ্বাস পাচ্ছেন? নাকি আসলে এখনো আপনার আসলে ওরকম সম্ভাবনাটা বা ভয়টা বা হচ্ছে ঝগড়াটা বেড়েছে এম অ আসলে মনে হচ্ছে?
জী। হুম। না আসলে এইরকম সুন্দর করে যদি কথা বলি। সে যখন হচ্ছে গিয়ে অ্যা আমার আ ক্লোজ থাকবে, যখন আমার কথা শুনবে বলে আমার মনে হয় তখন যদি বলি, তাহলে আসলেও বিষয়গুলো অনেক তাড়াতাড়ি আ solve হয়ে যাবে বলে আশা করতেছি। আর যদি ধরেন আমি নিজে solve না করতে পারি, তখন ওই যে আপনি আরেকটা এডভাইস দিলেন যে ৩য়, কোন পক্ষকে নিয়ে আসা সেটাও আসলে করা পসিবল। তার বাবা-মার কথা কিন্তু সে অনেক ভালোমতই শুনে। আর তখন দেখা যাবে উনারাও অনেক সাজেশনই দিবে। আ তখন হচ্ছে কি আসলে জিনিসগুলো অনেক তাড়াতাড়ি solve হয়ে যাবে। তো ধন্যবাদ আপনাকে এত সুন্দর, সুন্দর আইডিয়া আমাকে দেওয়ার জন্য।
একদম। হুম। একদম। কোন সমস্যা নেই। আসলে আপনাকে সাহায্য করতে পেরে আমারও ভালো লাগছে। যাই হোক আপনার জন্য অনেক শুভকামনা। আপনি অ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।